আ দ্রুত কাজ করে বলতে, ঘুমটা আসলেই সবসময় হয় না যে, উম দেখা গিয়েছে যে, ঘুম এসে পড়ল বা সবারইর একটা সময় থাকে র ঘুমটাকে আসার বা শরীর যতই ক্লান্ত থাকুক না কেনো? আ দেখা যায় যে শুইলেই যে ঘুম আসছে, এরকমটা কিন্তু হয় না।
হুম। আচ্ছা। হুম। জি। একম তো আসলে হয় না। জি, কিছুক্ষণ সময় তো লাগেই। তো সেক্ষেত্রে আসলে সঙ্গীত শুনলে কি, আপনার আসলে মেসেজ টা ভালো হয়? নাকি আসলে কোন গানটা শুনলে আসলে শান্তি পান, একটু যদি বলতেন?
হয় না, হ্যাঁ। কিছুক্ষণ সময় লাগে। আ আ হ্যাঁ। সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত শোনা হয়। রবীন্দ্রসঙ্গীত অনেক ভালো লাগে। তো রবীন্দ্রসঙ্গীত দেখা যায় যে, শুনলে মন-মেজাজ ভালো থাকে একটু। এটা এটা একদমই অস্বীকার করার কিছু না। তবে আ কিছু অ্যাম দেখা যায় যে চাপ বানালে বা একটু বই পড়লাম, যেটা পছন্দের বই বা এরকম কিছু, তখনও দেখা যায় যে মনটা ভালো হয়ে যাচ্ছে।
আচ্ছা। হুম। খুব ভাল লাগে, সতেজ হয়। <chuckles> আচ্ছা। হুম। জি। আচ্ছা। বেশ চমৎকার! আসলে অনেকের কিন্তু দেখবেন গান শুনলে মানে মনটা আসলেও ফুরফুরে হয়ে যায়। আবার গান এমন একটা জিনিস, সেটা কিন্তু আপনার জন্য সবভাবেই কাজে লাগে। মন খারাপ থাকলে, মন ভালো থাকলে, সবদিকেই আসলে কাজে লাগে। আচ্ছা, আপনি কি কখনো ওই যে ডীপ ব্রিথিং এর যেই একটা প্র্যাকটিস রয়েছে বা মেডিটেশন, এটা কখনো চেষ্টা করেছেন, মনটাকে শান্ত করার জন্য?
জি, জি। কাজে লাগে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, চেষ্টা করেছি। এটা আসলে খুবই কার্যকর। আমার কাছে মনে হয় দেখা যায় যে কি? অনেক সময় আম এত বেশি ক্লান্ত লাগে বা এত বেশি মেজাজ খারাপ লাগে বা হ্যাঁ, মানে অস্থির লাগে অনেক সময় দেখা যায়। তো সেক্ষেত্রে যদি একটু নিজেকে শান্ত রেখে, বসে ডীপ ব্রিথিং করা হয়, আমার কাছে আ অনেকটাই কার্যকর লাগে। এটা স্ট্রেস রিফ্রেশিং লাগে।
হুম। আচ্ছা। হুম। খারাপ লাগে, জি। হুম। আচ্ছা। তার মানে খুব স্ট্রেস ফ্রি লাগে, তাই তো? হুম, বাহ! দারুণ! আচ্ছা, বন্ধু বা পরিবারের সঙ্গে আসলে কথা বলে আপনার কেমন লাগে? মনটা কি তখন ভালো হয়ে যায়?